ইদানিং আমি একটা বেশ আ মানে বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমি প্রতি মাসেই আ একটা মানে বাজেটের বাজেট করার ট্রাই করি। কিন্তু দেখা যাচ্ছে একটা জব করি আমি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজেট করি ঠিকই। কিন্তু আমি আসলে মানতে পারতেছি না। তো বাজেট টা হচ্ছে এমন দেখা যাচ্ছে যে আমি এটার কারণে দেখা যাচ্ছে অনেক বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তার মধ্যে আসলে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। হুট করে কোন একটা অসুস্থতা বা দেখা যাচ্ছে হুট করে একটা জরুরি কাজের টাকা দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আসলে মেইনটেইন করতে পারতেছি না। আমি না আসলে প্রচুর পরিমাণে একটা বিপদের মধ্যে রয়েছি। আসলে এটা ফ্যামিলি কে আসলে বুঝাতে পারতেছি না। তারাও আসলে আ বুঝতেছে না বিষয়টা। তারা ভাবতেছে আমি তো ইনকাম করতেছি ঠিকই। কিন্তু কোথায় যাচ্ছে টাকাগুলো। তো আমি বাজেট করেও আসলে এটা মানতে পারতেছি না। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে আসলে এটা কিভাবে মেইনটেইন করা যেতে পারে।
উহু। জি। হু। উহু। আসলে আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি আসলে কতটা চিন্তিত এই বিষয় নিয়ে। তো আসলে এ ব্যাপারটা হচ্ছে কি আপনার বাজেটের ক্ষেত্রে আ সুন্দর একটা প্ল্যানিং দরকার। তো আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে। আপনার আসলে নরমাল ইনকামের আপনি আসলে কতটুকু পারসেন্ট আপনি কোন সেক্টরে আসলে ব্যবহার করছেন? মানে আপনার যে ধরনের খরচগুলো হচ্ছে এই বিষয়টা একটু জানতে পারি আমি?
হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি যখন আসলে জবটা শুরু করি, তখন একটা পর্যায়ে আমার স্যালারি কম ছিল। পরবর্তীতে আ ৳৩০-৪০,০০০ র মতো ৪০,০০০ প্রায় something সমথিং আরকি একটা আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আমি ওখান থেকে একভাগ রাখতেছি আ আমার ফ্যামিলির জন্য। যেটা আসলে রেগুলার খরচ করা লাগে। খাবার-দাবার যে বিষয়টা। আরেকটা রাখতেছি, দেখা যাচ্ছে মাসে মাসে একটু টুকটাক শপিং করতে হয়। ও তো পাশাপাশি এটা দেখা যাচ্ছে আর কিছু টাকা রাখি হলো সঞ্চয়ের ক্ষেত্রে। আর কিছু টাকা মানে প্রায় ৩, ৪ ভাগ করে আরকি করে রা রেখে দেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, তবুও আমি ঐযে বর্তমানে দেখা যাচ্ছে যে বাজেট ঠি ঠিকই করতেছি। কিন্তু অনলাইনে কিন্তু আসলে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে শপিং হয়ে যাচ্ছে বা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আসলে আমি ক মানে একটা জিনিস কিনতে গেছি, সেখানে একটু বেশি কেনা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে আমি কন্ট্রোল করতে পারতেছি না। তো এটা আসলে কিভাবে করা যেতে পারে? এইটা আসলে হচ্ছে আরকি আমার ক্ষেত্রে।
জ্বী। ওকে। হু, হু। রাইট। হুম। জ্বী। উম, বুঝতে পেরেছি। মানে আপনি আসলে মনের অজান্তেই অনলাইনে বিভিন্ন সময় কেনাকাটা করে ফেলছেন। তখন আসলে আপনার যে বাজেটের টাকা থাকছে। সেখান থেকে আসলে খরচ হয়ে যাচ্ছে। এবং এই কারণেই আসলে আপনি মাস শেষে দেখছেন যে আর আপনার কাছে টাকা নেই। তাই তো? তো আপনি এমনি নরমালি আপনার বাজেটটা আপনি বলছিলেন। যে আপনি এ ৪ ভাগে আসলে বিভক্ত করে ফেলেন। আপনার কি বাসা বা, এব emergency funding বা, ধরেন ওইযে ফ্যামিলির জন্য। ওই ওই টাকাগুলো কি আপনি মাসের শুরুতেই দিয়ে দেন? নাকি আপনি তাহলে কিভাবে আসলে মাসের শেষ পর্যন্ত ক্যালকুলেশনটা করছেন? এটা কি একটু বলবেন কাইন্ডলি?
হ্যাঁ। জ্বী। হুম জ্বী। হুম জ্বী, জ্বী। হ্যাঁ। আসলে আমি এটা মাসের শুরুতেই আসলে আ যেগুলো রেগুলার করা দরকার। তবে যে খরচের যেগ মানে যে রেগুলার যে খাবারের যে টাকাটা দরকার হয়। তো সেটা আসলে আমার মানে একটু ধীরে, ধীরে, মানে প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে, আসলে বাজার করা হয় তো। তো সেটা সেই খাতে যায়। সপ্তাহে, সপ্তাহে, চলে যাচ্ছে। আবার বাড়ি ভাড়ার বিষয়টা তো আছেই ওটা একবারে চলে যাচ্ছে। যেটা আসলে <swallows> ফ্যামিলি খাতে রাখতেছি। আর শপিং এর বিষয়টা টুকটাক আরকি টাকা থাকে। কিন্তু আ প্রতিদিন যে শপিং এমন না হুট করে করা হচ্ছে। তো সেক্ষেত্রে ওটা আলাদাভাবে রাখা হচ্ছে। কিন্তু তবুও ঐদেখা যাচ্ছে যে সঞ্চয় কিছু করা হচ্ছে। এমনও গেছে যে আমি আ সঞ্চয় করতে করার জন্য রেখে দিয়েছি কিছু টাকা। তো সেই টাকাটা দেখা যাচ্ছে যে আমার সঞ্চয় থেকে আমি খরচ করে আমি আমার একটা অন্য খাতে লাগিয়ে দিয়েছি। তো এই যে এরকমটা হচ্ছে টানা-পোড়ণ চলে আসতেছে। আসলে আমি মেইনটেইন করতে পারতেছি না। আর যদি দেখা যাচ্ছে, একটা রুটিন নিয়ে বসতেছি যে আমি এটা, এটা, করবো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে, সেটা আসলে মানতে পারতেছি না। রুটিন ব্রেক হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমি কেন হচ্ছে এটা আসলে আমি বুঝতে পারতেছি না। আসলে আমার কনফিডেন্স এর অভাব নাকি আসলে বুঝতে পারতেছি না।
হুম। জ্বী। ওকে হ্যাঁ। হুম। রাইট। হুম। হুম। জ্বী। ওকে। হু, হু। উম জ্বী। হুম, বুঝতে পেরেছি ব্যাপারটা। আসলে আপনার যে খরচটা হচ্ছে বা ধরেন আপনি যে মাসের শুরুতে বা বিভিন্ন সময়ে আসলে আপনি আপনার ইনকামের টাকার সাথে কত টাকা খরচ করে ফেলছেন। এটার কিন্তু সঠিক হিসাব মনে হয় আপনার কাছে নেই। তো আপনি একটা জিনিস জানতে চাই আপনার কোন সময় আপনি কি কোন ধরনের এই যে ট্রান্সেকশন গুলো বা আপনি কোথায়, কোথায় কি খরচ করছেন এগুলো কি কোন কাগজে বা আপনার কোনো নোটবই এগুলোতে কি আসলে আপনি এক জায়গায় করে কখনো লিখে রাখেন বা এটা কি কখনো রিভিউ করা হয় আপনার?
জ্বী। হ্যাঁ। হু। না, এটা আমার ক্ষেত্রে আসলে কখনো করা হয়নি। আসলে আমি খরচ করতেছি ঠিকই। কিন্তু আমি আসলে বাজেট কুলাতে পারতেছি না। কিন্তু এই যে নোট করে রাখার যে বিষয়টা এটা আ করা হয় না আমার। দেখা যাচ্ছে যে হয়তোবা একটু ব্যস্ততার কারণে হচ্ছে না। আমি দেখা যাচ্ছে যে আমি হুট করে আসলে খরচটা করেই আমি আমার কাজে চলে গেলাম। কর্মক্ষেত্রে চলে গেলাম। আর শপিং টা করে দিয়ে আসলে করে দিয়ে আমি অফিস চলে গেলাম। তো সেক্ষেত্রে আমার এটা করা হয়ে উঠতেছে না। তো আ সেক্ষেত্রে আসলে আমার এবারে ১ম থেকেই এই পর্যন্ত আমি আসলে কোন নোট করিনি। এটা কি আসলে আমার সমস্যা?
হু, হু। জ্বি। জ্বি। হুম। উম বুঝতে পেরেছি। হুম। রাইট। আপনি আসলে ঠিকই ধরেছেন। কারণ আসলে দেখা যাচ্ছে যে আপনি মানে দেখতে পাচ্ছেন না যে আসলে আপনার টাকাটা কোথায় চলে যাচ্ছে। তো আপনার এই যে প্রবলেম বাজেট করার যে প্রবলেম বা মাস শেষে আসলে টাকা দেখছেন আর নেই। আপনি যদি একটু নোট করে রাখতেন তখন কিন্তু আপনি রিভিউ করতে পারতেন যে এখানে আলরেডি আমার ইনকাম ছিল এত টাকা। অলরেডি এত টাকা খরচ হয়ে গেছে। আপনার একটা ধারণা হত। তো বেশ কিছু কিন্তু টুলস পাওয়া যায়। আপনি আসলে খুব সহজে যেহেতু আপনি নোট করছেন না। এখন তো আসলে দেখা যায় স্মার্টফোন নিশ্চয়ই আপনি আসলে ব্যবহার করেন বা আপনার ফ্যামিলি মেম্বাররাও ব্যবহার করে। অ্যা এক্সপেন্স ইনকাম ট্র্যাকার নাম করে একটা অ্যাপ আছে। আপনি যদি এই অ্যাপস Android বা iphone এর জন্য ব্যবহার করেন, এখানে কিন্তু আপনি ফ্যামিলি এক্সপেন্স আসলে ক্যালকুলেশন করতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বাররাও যদি কোন কিছু খরচ করে, ধরেন সেটা আপনার ডেবিট কার্ডের মাধ্যমে হোক বা ক্যাশ পেমেন্ট এ হোক সেটা যদি একটু ছোট করে instantly লিখে রেখে দেয়, আপনি কিন্তু রিয়াল টাইম ইনফরমেশন দেখতে পাবেন বা আপনার আপনি যদি চান আপনার ওয়াইফ বা আপনার অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার আছে সবাইকে কিন্তু এই তথ্যগুলো শেয়ার করতে পারেন। তো এরকম ধরনের কোন কিছু আসলে আপনার প্ল্যানের মধ্যে আছে বা আপনার কি মনে হয় যে এভাবে আপনি ট্র্যাক করার একটা সুযোগ তৈরি করতে পারবেন?
হ্যাঁ। জ্বি। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। উ জী। হুম। হ্যাঁ, আসলে আমি এটা ভেবেছিলাম একবার। কিন্তু ওই যে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। তবে একবার আমি আসলে আমার একটা নোটপ্যাডে আমি মোবাইলে এন্ড্রয়েড ফোন অ্যা এন্ড্রয়েডে আরকি আ ওই আপনার নোটপ্যাডের মধ্যে এটা লিখে রাখতাম। তো সেক্ষেত্রে দেখা গেছিল আমি আসলে একবার এটা মনে আছে এখন থেকে ৩-৪ মাস আগে মে বি। তো তখন আমি কি করতাম দেখা যাচ্ছে, যে আমার যা, যা, খরচ হইতো সেটা আসলে আমি বাজেটের মধ্যে বাজেট টা আগে বা বানিয়ে নিয়েছিলাম। তো ১ম যখন বাজেট বানিয়েছিলাম তখন দেখা যাচ্ছে যে, আমি সুন্দরভাবে কিন্তু এটা মেইনটেইন করতেছিলাম। কিন্তু ঐ নোট টার মধ্যে কখন কি খরচ হচ্ছিল না হচ্ছিল আমি কিন্তু ওটা আসলে নোট করতেছিলাম। তো আসলে দেখা গেল কি? আমি ঐ আ মানে ঐ নোটটা আসলে Google বা কোন কিছুর সাথে কানেক্ট করে রা না রাখার কারণে, হুট করে দেখা যাচ্ছে যে আমার ফোনটা একটু কোন প্রবলেম হয়েছিল আরকি অফ হয়ে গেছিল। মানে সেটা আসলে নষ্টই হয়ে গিয়েছিল। তো স তারপরে এই ডাটা গুলো আসলে ফেরত পায়নি। আ Google Connect না থাকার কারণে। তো এটা একটা মানে আমার কাছে আসলে বিভ্রান্তিকর মনে হয়েছিল। যে না খরচ যেহেতু করব এত হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে আব এই যে নোট করে রাখলাম হারিয়ে গেলো ফোনটা। তখন আমি কি করবো? আবার আরেকটা জিনিস আমার ক্ষেত্রে হয়। যে আমি কি করছিলাম আমি যখন আসলে বেশি, বেশি, এই জিনিসগুলো নোট করতেছিলাম তখন আমি খেয়াল কর ছিলাম। আমার কোন, কোন, খাতে বেশি ক্ষয় মানে মানে, ব্যয় হচ্ছে এটা দেখার পরে হ্যাঁ খরচটা দেখার পরে আমার আসলে বেশি টেনশন হচ্ছিল। আমি এত পরিমাণে ব্যয় করতেছি। তো এটা দেখে আসলে আমি আরো ডিপ্রেশন এ পড়ে যেতাম যে আসলে এত খরচ হচ্ছে আমি তো আসলে কুলাইতে পারব না। কিন্তু পরবর্তীতে আ দেখলাম যে আ মানে আমি ওই নোট-টোট করা বাদ দিলাম। তখন কিছুদিন ভালো ছিলাম। আবার দেখা যাচ্ছে ওই বাজেট এ আসলে ঘাটতি চলে আসতেছে। মানে আমি দো টানা মধ্যে রয়েছি। আসলে কোনটা করব ভালো করতে গেলে এটা হচ্ছে, খারাপ করতে গেলে ঐটা হচ্ছে। আমি বুঝতে পারতেছি না আসলে এখান থেকে আসলে কিভাবে বের হবো আমি?
হু, হু। জি। হুম, হুম। জি। রাইট। হুম। জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, আচ্ছা। খরচ আছে। হুম। জি। হুম। বুঝতে পেরেছি। হু, হু, হু, হু। রাইট এটা আপনার আ কথা শুনে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আপনি বেশ চিন্তিত এবং আসলে এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন। আ <smacks lips> তো আপনি আসলে এটা ট্র্যাকিং করা ছাড়া কিন্তু আসলে তেমন কোন উপায় নেই। কারণ আপনি ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ তো ইনকাম করছেন এবং আপনার কিন্তু বেশ কিছু আসলে ফিক্সড কস্টিং আছে। যেমন ধরেন আপনার বাসা ভাড়া এটা কিন্তু কোনভাবেই চেঞ্জ হয় না। সেজন্য আপনি জানেন যে আপনি প্রত্যেক মাসে কত টাকা আপনার যাবেই যাবে, তাই না? বা দেখা যাবে আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারের rough একটা ধরেন মেডিসিন কস্ট তারপরে যদি আপনার DPS থাকে অন্যান্য বিল থাকে যেগুলো কিন্তু মোটামুটি আসলে একই টাইপের বিল হয়। এই কারণে আপনার বাদ বাকি যে টাকা থাকবে, ধরেন আপনার 20% বা 30% এমার্জেন্সি ফান্ডিং এ রেখে rest of them কিন্তু আপনি এই যে আপনার ফ্যামিলির অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করবেন। এই যে টোটাল বাজেটের যে প্ল্যানিংটা এটার মধ্যে আপনার ওই যে নির্দিষ্ট যে টাকাটা থাকছে, এটা কিন্তু আপনি যদি প্ল্যানিং না করেন, ট্র্যাকিং না করেন বা আপনার ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা আপনাকে প্রবলেমে ফেলে দিবে। অলরেডি কিন্তু আপনি ফিল করতে পারছেন যে মাস শেষে টাকা থাকছে না। হ্যাঁ? তো আপনি কি একটু কষ্ট করে এরকম ধরেন ট্র্যাকিং করার একটা ব্যবস্থা করতে হবে। তো আমি যে অ্যাপটার কথা বললাম আপনার ফোন যেহেতু আসলে আগেরটা লস্ট হয়ে যায় আপনি ডেটা সব হারিয়ে ফেলেছিলেন। তো এখানে কিন্তু ওই যে ফ্যামিলি শেয়ারিং করলে দেখা যায় আপনার ফোন লস্ট হয়ে গেলেও অ্যা অন্যদের ফোনে কিন্তু আসলে থেকে যাবে। উ আনলেস আসলে সবার ফোন একসঙ্গে যদি না হারায় আরকি। হু? তবে আসলে এ এটা কিন্তু খুব সুন্দরভাবে মেইনটেইন করা যায়। তবে আপনি চাইলে কিন্তু ধরেন উ ছোট একটা কাগজের দিন শেষেও কিন্তু আপনি লিখে রেখে দিতে পারেন। অ্যা ধরেন তাহলে প্রত্যেকদিন রাত্রিবেলা যদি একবার করে রিভিউ করেন তাহলে কিন্তু আপনি স্বচক্ষে দেখতে পারবেন যে অলরেডি এত টাকা খরচ হয়ে গেল। তাহলে কালকে থেকে আমার একটু কেয়ারফুল থাকতে হবে। মনে হয় এইযে আপনি এভাবে আসলে করতে পারবেন বা কাজে লাগতে পারে?
ম জি, বুঝছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। হুম। জি। হুম। হ্যাঁ। জি, জি। হুম। জি। জি। জি। জি। আসলে আ এটা আমি আসলে আগে এইভাবে কখনো ভেবে দেখিনি। কিন্তু এই যে এই মানে বাজেট একটা করতেছি করার পর দেখা যাচ্ছে আমি আ মানে সাকসেস হতে পারতেছি না বা বাজেটটা মানতে পারতেছি না। তো সেক্ষেত্রে না আমার প্রচুর পরিমাণে আসলে দেখা যাচ্ছে হতাশা লাগে। দেখা যাচ্ছে যে, নি নিজের টিকা মানে নিজের কথায় আসলে টিকে থাকতে পারলাম না। যেহেতু বাজেটটা আমি করতেছি। তো এটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না। হতাশা, অপরাধবোধ কিন্তু আসে। তো সেক্ষেত্রে আসলে অ্যা মানে আপনি কথাগুলো যেগুলো আসলে টিপসগুলো দিলেন, এটা মনে হচ্ছে যে একটু কার্যকরিতা হবে। তবুও কি আসলে আ এটা ছাড়া আমি কি আসলে অন্য কোনভাবে ট্র্যাকিং করতে পারি? দেখা যাচ্ছে যে, আমি বাজেটটা ঠিক করলাম। এই বাজেটটা অনুযায়ী আসলে যা যাতে আসলে চলতে পারি সেটার জন্য কি অন্য কোনোভাবে আসলে আমি মানে মানে, এটার প্রতি আত্মবিশ্বাসটা আনবো কিভাবে? এটা আসলে একটু যদি বলতেন আমাকে।
হুম। জি। রাইট। উ হু। আচ্ছা, এইজন্য আপনি আত্মবিশ্বাস যদি আপনি নিয়ে আসতে চান, ধরেন আপনার বাজেটটা আপনি ট্র্যাক না করে অন্যভাবে হ্যান্ডেল করতে চান, তাহলে ধরেন আপনার কাছে ৳৩,০০০ আছে। তাহলে আপনি ৩,০০০ কে ধরেন আপনার ৩০ দিন চালাতে হবে। তার মানে আপনার প্রত্যেকদিন কিন্তু ৳১০০ করে আপনি খরচ করতে পারবেন। রাইট? তার মানে আপনি যখন দিনের বেলা খরচ করবেন শুধুমাত্র ৳১০০ ই বাসা থেকে নিয়ে বের হবেন। তার মানে আপনার কোন চান্সই থাকবে না ১০০ র বেশি খরচ হওয়ার এবং আপনি কিন্তু সবসময় ফিল করতে পারবেন যে আসলে আপনার কাছে কত টাকা আছে।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। ও! হ্যাঁ, এইটা দারুণ! হু, এটা কিন্তু আসলে বেশ ভালো লাগলো আমার কাছে। এটা মনে হচ্ছে কার্যকারিতা। কারণ আমার কাছে যেইটা টাকা থাকবে, সেটার বাইরে তো আমি আর কিছু খরচ করতে পারবো না। তো সেক্ষেত্রে আসলে হিসাব করে বের হওয়াটাই বেটার হবে মনে হচ্ছে। তো আপনার এডভাইসগুলো না বেশ ভালো লাগলো আমার কাছে। আমি মনে হচ্ছে এটা, মানে আ এটা বা মানে প্রতিফলিত করলে আমি ভালো কিছু একটা করতে পারব বা আমার বাজেটটা হয়তোবা মেইনটেইন করতে পারবো। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন।
জি। একদম। হুম। জি, ধন্যবাদ। শা আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে।
জি।